হুম, নিশ্চয়ই। দেখুন বিয়েবাড়ির যখন অনুষ্ঠান হয় না? সেক্ষেত্রে অ্যা যেদিন আসলে হলুদের অনুষ্ঠান থাকে, সেদিন কিন্তু দেখা যাচ্ছে যে, একটু হলুদ কালার একটা পাঞ্জাবি পরা হয়, চেষ্টা করা হয় বা হয়তো সাদা কালার একটা পাঞ্জাবি পরা হয়। অ্যা হলুদের অনুষ্ঠানকে প্রাধান্য দিয়ে হ্যা। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সেটা সে মানে, সেই দিনের জন্য মানানসই হতে পারে। তার সাথে পায়জামা এবং দেখা যাচ্ছে যে, একটা স্যান্ডেল টাইপের জুতা। হ্যা? তো এগুলা আসলে পড়লে ভালো হয়। অ্যা এছাড়া যখন ধরুন যে, আসলে এমনি যে নরমাল যে, আসলে বিয়ের দিনটা যেটা, যেদিন বিয়েটা হয়; সেইদিন যদি আসলে একটু দেখা যাচ্ছে যে, অ্যা মানে অন্য ধরনের কোনো একটা ভালো পাঞ্জাবি পড়া যেতে পারে। হ্যা? এ হ্যা, অন্য, ভিন্ন, ভিন্ন কালার এর একটা পাঞ্জাবি। হ্যা? একদমই তাই। হ্যাঁ এবং পাঞ্জাবের সাথে হয়তো একটু কটি পরা যেতে পারে, একটু ভিন্নতা আনার জন্য। তো সেইটা, সেইটা ভালো হতে পারে। এবং আ রিসেপশন এর অনুষ্ঠানের জন্য আসলে একটু ফরমাল পোশাক সেইটা শার্ট, প্যান্ট, শু হ্যা? এগুলা ফরমাল পোশাকটা আসলে রিসেপশন এর জন্য বেশি ভালো হয়। তো সেইগুলা চেষ্টা করি এবং দেখা যাচ্ছে যে, অ্যা কিছু ধর্মীয় মানে জায়গা রয়েছে যেমন, মসজিদের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে, পাঞ্জাবি ব্যবহার করে থাকি। অ্যা মসজিদে যাওয়ার ক্ষেত্রে অন্য পোশাকও পরা যায়। তবে সেক্ষেত্রে পাঞ্জাবিটা একটু বেশি মানাংশই কিন্তু হয়।
হুম। হ্যা। পাঞ্জামি পরা হয়। বাহ! হ্যা। হুম। অন্য ধরনের পোশাক, হ্যা। পাঞ্জাবি বা অন্য কালারের পাঞ্জাবি অথবা একটুখানি আ হ্যা, সেরোয়ানি টাইপের কিছু, হ্যা। উহুম। ফরমাল পোশাক। বাহ! হ্যা। পড়া যায়। হ্যা, এটা ঠিক বলেছেন। হ্যা, এটা, এটা কিন্তু আপনি সত্যি চমৎকার বলেছেন যে, বিয়েবাড়িতে আপনি যেভাবে আসলে পোশাক আ পছন্দ ক করে প পরিধারণ করেন, সেটা কিন্তু সত্যিই বেশ আ সুন্দর। এবং আ যেমনটা বলছিলেন যে, ধর্মীয় আ যে জায়গাগুলো যেমন, মসজিদে যেতে গেলে দেখা যাচ্ছে, পাঞ্জাবি পড়াটা কিন্তু সত্যি আ এটা এ মানে উপযোগী। ওখানটার মতো করে কিন্তু আসলে উপযোগী হয়। এটা সত্যিই বেশ এ সুন্দর একটা আ চিন্তা-ভাবনা আপনার। তো আরেকটা জিনিস আসলে জানতে ইচ্ছা হয় যে ধরুন, কোথাও ঘুরতে যাচ্ছেন, আ অনেক দূরে বেড়াতে যাচ্ছেন অথবা কোন আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাচ্ছেন কিংবা অস অ আ এরকম হতে পারে যে, টুরে যান। তো সেক্ষেত্রে পোশাকের কি ক কোন ভিন্নতা থাকে?
<chuckles> একদমই ঠিক। হুম, হতেই পারে।

<chuckles> হ্যা, অবশ্যই মনে পড়ছে। হ্যা? দেখুন অ্যা একবার এরকম হয় যে, একটা জর্জেট টাইপের কাপড়ের মতো মনে হয়, আমি সঠিক বলতে পারব না। মোটামুটি কাপড়টা মনে হয় এরকম একটু ধারালো টাইপের, হ্যা? আ তো সেই ধরনের একটা পাঞ্জাবি আমি পড়ি। এবং এম পাঞ্জাবের নিচে কোনো গেঞ্জি কিন্তু পরা হয়নি। হ্যা? আ তো সেই ক্ষেত্রে কিন্তু বেশ ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। হ্যা?
আচ্ছা। হুম। আচ্ছা। <chuckles> এটা, এটা আপনি একদমই ঠিক বলেছেন। যদি এরকম করা হয় তাহলে সত্যিই একটা অন্যরকম ঝামেলা তৈরি হয়ে যায়, আরও যদি আ গরমের সময় হয়, সিজনটা যদি আসলে গরমের হয়, তাহলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা।
একদমই ঠিক। একদমই তাই। তো সেইদিন কিন্তু গরমই ছিল। হ্যা? তো বেশ খারাপ একটা সময় আমার গিয়েছে। আমার এমন একটা, আমি জানতাম যে, হ্যা, গেঞ্জি পড়তে হবে। তবে আমার ক্ষেত্রে যেটা হচ্ছিল যে, আমি আমার ড্রয়ারের মধ্যে আমি গেঞ্জিটা খুঁজেই পাচ্ছি না। অনেক চেষ্টা করেছি। তো সেই ক্ষেত্রে যখন আর হাতে সময়, নেই হ্যা? এবং আম আগে থেকে যেহেতু মানে একটা পরিকল্পনা করা ছিল যে, "এটাই পড়ে যাব।" তো হঠাৎ করে পরিবর্তন করতে গেলেও কিন্তু আবার চিন্তা-ভাবনা করার নানান বিষয় থাকে। হ্যা? তো সেই ক্ষেত্রে
আয় রে! আচ্ছা। হুম। চিন্তা-ভাবনা, হ্যা। মানে তাড়াহুড়ো করতে গিয়ে আর আপনার আসলে অ্যা উম পড়ে ওঠা হয়নি, গেঞ্জিটা।
একদমই ঠিক। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে মানে পরবর্তীতে আমাকে কিন্তু ওভাবেই বের হতে হয়। তো অনেকক্ষণ পর্যন্ত আসলে ধৈর্য ধরে থাকতে, থাকতে আর কিন্তু ধৈর্য কূলায়নি। শেষ পর্যন্ত ওই এলাকার বাজার থেকে একটা গেঞ্জি কিনে, আমাকে কিন্তু পরে আবার পড়তেই হয়েছে। আসলে এতটা অস্বস্তিকর ছিল বিষয়টা। <chuckles>
আচ্ছা। <laughs> এ না, এ, এ এটা কিন্তু আসলে সত্যি ভালো করেছেন। কারণ দেখা যাচ্ছে যে, যদি এই কাজটা না করতেন বা একটা গেঞ্জি কিনে যদি আবার পু পুনরায় পরিধারণ না করতেন, তাহলে কিন্তু আ এই যে, যে, একটা মানে অস্বস্তি, আপনার এটা কিন্তু একদম মানে যতক্ষণ ওই অনুষ্ঠান তে থাকতেন বা ওই জা ওই জায়গাটায় আসলে যতক্ষণ আপনি উপস্থিত থাকতেন, ততক্ষণই কিন্তু এটা আসলে আপনার বয়ে নিয়ে বেড়াতে হত। তো বেশ সমস্যা তৈরি হত। তো আ এটা তো যা হোক গে গেল একটা বিভ্রান্তিকর পরিস্থিতির কথা। তো কখনো কি এরকম হয়েছে যে, অ্যা পোশাক আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে যে, ধরুন, একটা পোশাক পরে আপনি গিয়েছেন তো অ সবাই পোশাকটার আসলে বেশ আ মানে, এউ মানে প্রশংসা করেছে, এটার ফলে আপনার আত্মবিশ্বাস বেড়েছে। এরকম কি কখনো ঘ কোন ঘটনা আছে?
<chuckles> একদমই ঠিক। <chuckles>

হ্যাঁ, নিশ্চয়ই। আসলে আমি ১ বার ওরকম স্যুট পরে কিন্তু আসলে যাই। হ্যাঁ? তো স্যুট এর মধ্যে আমার অ্যা বিভিন্ন কালারের মধ্যে নেভি ব্লু কালারও পছন্দের তালিকায় রয়েছে। এইটা একদমই, একদমই ডা হ্যাঁ একদমই ঠিক। তো একদমই ডার্ক না আবার একদমই লাইটও না হ্যাঁ? ২ টার মাঝখানের একটা কালার যেটা সেইটা। আ তো আমি আসলে সেটা যখন পড়ি আসলে ভালো পোশাক পড়লে না উম কেন যেন মনে হয় যে আসলে ভিতর থেকে আত্মবিশ্বাস একটু বেড়ে যায়। হ্যাঁ? <chuckles> তো সেক্ষেত্রে সেইদিন আমার ওরকমই অনুভব হয়েছিল। তো আমি ওরকম সুট পরা একদম আ ফরমাল হয়ে কিন্তু আমি আসলে একটা মানে, মানে রিসেপশন এর দাওয়াতে যাই। হ্যাঁ? তো সবাই কিন্তু আ মানে বোঝাই যাচ্ছে যে যখন আসলে ওরকম ভালো দেখা যায় তখন সবাই কিন্তু অন্যরকম একটা দৃষ্টিতে তাকায়, হ্যাঁ। তো সেইটা কিন্তু আরো অনেক বেশি আত্মবিশ্বাস দেয়, হ্যাঁ? দেখা গেছে যে সেইদিন আমার পোশাকের কারণে বা আমার নিজের থেকে যতটুকু আত্মবিশ্বাস অ্যা ছিল আ অন্যজনদের যে আসলে এক্সপ্রেশন গুলা ছিল বা অভিব্যক্তি ছিল সেইটার কারণে কিন্তু আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। তো ঐদিন আ বেশ ভালোই লেগেছে আমার কাছে। অ্যা মানে তবে একটু অন্যরকমও লেগেছে মনে হয়েছে যে আসলে অ্যা দেখা যাচ্ছে না সে সেইদিনের আসলে মধ্যমণি কিন্তু বর বা কনে। তো একটু অস্বস্তিও লেগেছে যে আমি আসলে তাদের অ্যা মানে বিষয়টাকে একটু আ নষ্ট করছি কিনা এই ব্যাপারটাও আমার মধ্যে একটু কাজ করেছে। <chuckles>
আচ্ছা। বাহ! চমৎকার আব একটু আগেই বলছিলেন, আপনি লাইট না হ্যাঁ। আ আত্মবিশ্বাসটা একটু বেড়ে যায়। হ্যাঁ এটা ঠিক বলেছেন, সত্যি। <chuckles> হুম। আচ্ছা, বাহ! হুম, হুম। এটা ঠিক বলেছেন। ছিল। বাহ! সত্যি দারুন একটা মানে হ্যাঁ। হ্যাঁ এটা ঠিক বলেছেন। <laughs> আ মানে আপনি আরো বেশি হাইলাইট হয়ে গিয়েছিলেন সেই দিনটাতে। <chuckles> না সত্যি এই ব্যাপারটা সত্যি আ বেশ অন্য অন্যরকম একটা অভিজ্ঞতা হা সত্যিই আসলে যেমনটা বললেন। আ তবে ব আপনার তো আসলেই এবা বেশ ভালো একটা মানে সময় সেদিন কাটিয়েছেন। অন্যরকম একটা আ মানে ম মনোভাব ভিতরে তৈরি হয়েছে, ভালো লাগা তৈরি হয়েছে। আ সত্যি এই ব্যাপারটা কিন্তু বেশ দারুণ! তো আরেকটা জিনিস আসলে আ জানতে ইচ্ছে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে দেখুন, আ পোশাক তো পছন্দের থাকেই কিন্তু অনেক সময় হয় না? যে বাজেটের একটা ব্যাপার থাকে। পোশাক কেনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পছন্দের পোশাকটা আ কিনতে যাওয়ার সময় কিন্তু আসলে বাজেটের একটা ব্যাপার থাকে। কখনো এরকম হয় না যে বাজেট কম বা বেশি থাকে। তো দ সেক্ষেত্রে আসলে আপনি কিভাবে মানিয়ে নেন বাজেট কম অথবা বেশি হলে?
হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, হয়তো কাছাকাছি হাইলাইট হয়ে গিয়েছে একদমই। <chuckles> হুম একদমই তাই। হ্যাঁ অবশ্যই থাকে। একদমই ঠিক।